একদম, একদম। আর আমার কাছে লাগে কি, যে মানে মাঝেমধ্যে এরকম হয় যে, মানে এরকম মা মানে মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয় যে, কিছু ভুল বোঝাবুঝি হয়ে যায় বা এ কিছু misunderstanding হয়ে যায়। আ তখন দেখা যায় একজন মানুষ অ মন খারাপ করে। যেমন আমি যদি একটা আমার একটা story share করি, দেখা যায় যে আমার আ যে বাচ্চাকালে বন্ধুরা ছিল, মানে বাচ্চাকালে বলতে স্কুল, কলেজ এর আরকি এইযে বন্ধু
উম-হুম। জি। হুম, হুম। জি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। হুম, হুম। জি, জি অবশ্যই। উম হুম। উম হুম।
কুল, কলেজে ভালোই একটা friendship ছিল বা আ ভালোই ওর সাথে আড্ডা দেওয়া হইতো কারণ ওই same school আবার
জি? হুম।